আচ্ছা আপনি সিভি লেখার সময় মানে কোন বেশি অ্যা কোন বিষয়টা সবচাইতে বেশি নজরে রাখেন?
হুম। জি। আমি সবসময় সিভি লেখার সময় সব উম চাইতে বেশি যে জিনিসটা নজরে রাখি আ সেটা হচ্ছে যে আমার সিভিটা যেন একদম দেখতে খুব পরিষ্কার থাকে সব ফন্ট গুলা, হ্যাঁ? যাতে একদম সেইম থাকে, সেইম সাইজ থাকে, সেইম ফন্ট এ থাকে এরকম। আর চেষ্টা করি যাতে এটা ১ পেজেই হয়।
হুম। আচ্ছা। বাহ! খুবই কিন্তু আ সুন্দর ভা বিষয় বললেন। কিন্তু এই যে সিভি লিখার যে বিষয়গুলো, মানে সচেতন থাকার বা নজর দিয়ে দেখার। এই বিষয়গুলো আপনার কাছে আ কেন মনে হয় যে করা উচিত? আর এইভাবে নজর দিয়ে ভালোভাবে খেয়াল রেখে সিভি তৈরি করার সুফল কি হতে পারে?
উহু। জি। হুম। জি। হুম। আচ্ছা। আম আসলে আমি যখন আসলে প্রথম, প্রথম সিভি মানে নিজের জন্য বানাতে শুরু করলাম তখন আসলে আমি বুঝতে পারছিলাম না যে আসলে কিভাবে করে আম তা থাকে না কোথা থেকে শুরু করবো? কিভাবে করে শেষ করব? কিংবা সবকিছু তো অ্যাড করছি। কিন্তু তাও দেখতে কেন একটু মানানসই লাগছে না। এরকম একটা ব্যাপার ছিল। তো তখন আমি আসলে আমার ইউনিভার্সিটির Adviser এর কাছে যাই। তো তিনি আমাকে একটা, একটা টেমপ্লেট দেন। যে এই টেমপ্লেট এ তুমি জাস্ট এটা সুন্দরভাবে Align করা আছে। তুমি জাস্ট এখানে তোমার এখানে যা, যা লেখা আছে এর বদলে তুমি আ তোমার নাম, ঠিকানা, তোমার ঠিকানা বলছি, মানে প্রথমে তো একটা আ মানে বলা যায় যে একটা আপনার নিজের স্কিল দিয়ে শুরু করা তারপরে এডুকেশন, তারপরে আপনার দক্ষতা হ্যাঁ? এরকম করে আর কি দেওয়া যায় আপনার এক্সপেরিয়েন্সেস। সরি মানে আপনি যেখানে আগে কাজ করছেন সেগুলো। এগুলা দিয়ে আম একটা টেম্পলেট উনি আমাকে বানিয়ে দিলেন। বানিয়ে দিলেন না ওনার কাছে ছিল সেটা উনি আমাকে Provide করেছে। তো তখন যখন ওটা দিয়েছে ওটাতে আসলে আমি সুন্দর মতো ওটা দেখে, দেখে <smacks lips> প্রথমে এডুকেশন তারপর স্কিল তারপরে হচ্ছে আম আ যে এক্সপেরিয়েন্স এভাবে করে দিলাম। তো দেখতে বেশ চমৎকার লাগছিল। তো তখন আমি আবার ওটা ওনার কাছে নিয়ে গেলাম রিভিউ করাতে যে, "দেখেন তো এটা কি এখন ঠিক আছে?" তখন তিনি বললেন যে, "দেখো তুমিই দেখো এখানে কী ভুল থাকতে পারে।" তখন তিনি আমার কিছু, কিছু ভুল ধরে দিলেন। যেটা কিনা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল একটা সিভি লিখতে আ লেখার ব্যাপারে। তো সেইটা কি আ সবটা জানতে চাচ্ছেন বললেন?
হু, হু। হুম। আচ্ছা। হু, হু। হুম। উম জি। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু জানতে চাই। এই যে ভুল ধরার যে বিষয়টা বললেন অ্যা মানে সিভির মধ্যে অ্যা নিশ্চয়ই আপনি আহ আপনার প্রফেসর থেকে জেনেছেন, উনি আপনাকে গাইড করেছে। সিভির মধ্যে কোন, কোন ভুলগুলো অনেক সময়ে মেজর ভুল হিসেবে আ গণনা করা হয়? বা কোন ভুলগুলো একদমই করা যাবে না? বা ছোট, ছোট ভুল যেগুলো ঠিক করে নেওয়া উচিত? এ বিষয়ে যদি একটু বুঝিয়ে বলতেন?
হুম। জি। হুম। হুম। জি। জি, অবশ্যই। তো দেখা গেছে যে আমার তখন আসলে সেত আ সে সময় দুটো জবের এক্সপেরিয়েন্স ছিল। তো আমি একটা করেছিলাম যেটা আসলে সবকিছু আ মানে বর্তমান কালে লিখেছিলাম, হ্যাঁ? যে এটা করছি, এটা করেছি মানে আ এভাবে করে লিখেছিলাম। কিন্তু লিখতে হবে আসলে যেটা আগের কাজ সেটাতে আসলে পাস্টেন পাস্টেই মানে আপনি পূ পূর্বে করেছেন। হ্যাঁ, পূর্বে করেছেন সে সেই অনুযায়ী লিখতে হবে, আর যেটা এখন করছেন সেটা হচ্ছে বর্তমান আ ফন্টে ম ইয়াতে লিখতে হবে, টাইমিং এ লিখতে হবে। এই জিনিসটা আসলে আমার সবগুলোই আসলে পূর্বে দেওয়া একটা ক একটা লাইনে ধরেন করেছি বা একটা লাইনে লেখা যে করতে পারি। মানে এরকম ভাবে ছিল যে কো মানে একেকটা একেক টেনসে ছিল। যেটা কিনা দেখতে খুব উম মা মানে বেমানান লাগছিল। তো তখন তিনি আমাকে সেটা ঠিক করে দিলেন। আরো ঠিক করে দিলেন যে কিছু আ বানানের ভুল থাকে না? এইটা কিন্তু অনেক বড় একটা ভুল। যে বানানে যদি আপনার ভুল থাকে সেটা কিন্তু আসলে চাকরিতে এপ্লাই করার সময় তারা কিন্তু একটা দেখা যায় যে অটোমেটিক একটা যেটা বলা যায় যে চেক করে থাকে। সেখানে যদি তাদের ওই কম ই ফাইলে কোনো ধরনের বানানের ভুল থাকে, সেগুলো কিন্তু একদম বাদ হয়ে যায়। <snorts> তো এটা একটা বিষয়। জি।
হুম। আচ্ছা, আচ্ছা। আগে হবে। হুম। আচ্ছা। হুম, হু। হু, হু। উম জি। ও! তো এই যে বানানের আব ভুলটা তো বুঝলাম। কিন্তু আপনি বলছিলেন যে আপনি আ আপনার পাস্টে করা জব এক্সপেরিয়েন্স আপনি প্রেজেন্ট এ দিচ্ছিলেন। এইটা একটা আপনার বড় ভুল ছিল। কিন্তু অনেক সময় কিন্তু এমনটাও শোনা যায় যে আ অনেকেই আসলে আ ভুয়া যে জব এক্সপেরিয়েন্স কিন্তু যুক্ত করে ফেলে। বা কাজ না জানা থাকলেও কিন্তু লিখে ফেলে যে জানা আছে। তো এই ধরনের সিভি লিখার বিষয় কি আপনি কিছু বলবেন? উচিত বা অনুচিত বা কোন ধরনের সমস্যা তখন হতে পারে?
হুম। হুম। জি। হুম। জি। জি। জি, অবশ্যই। আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে ধরেন আমি একটা কাজ করেছি পূর্বে। তো সেইখানে লাইনটা এরকম past tense এ হতে হবে। এটা আর কি বোঝা বোঝাচ্ছিলাম। যে ধরেন আমি লিখলাম যে um maintain um clarity of a data set. মানে থাকে না আরকি একটা লাইন? তখন এটা হয় মেইনটেইনড। এভাবে করে লিখতে হবে যে "করেছি।" তো এই টেন্স আর কি লিখতে হবে। সেটা আরকি বুঝিয়ে দিয়েছিল। আর আপনি যেটা বলছিলেন যে আর এখন যদি সেটা করে থাকি তাহলে সেটা হচ্ছে মেইনটেইনিং, মানে এখন করছি এরকম। তো এরকম আরকি কিছু ছোট, ছোট সিলি ভুল যেগুলো ছিল যে টেন্সটা যাতে ঠিক রাখি এটা বলে দিয়েছিল। আর আপনি যেটা বললেন যে থাকে না যে এক মানে অনেক সময় তো এক্সট্রা কিছু মানুষ লিখে কিংবা একটু অ্যাড করে, সেটা একদমই ঠিক। উম যথেষ্ট মানে যদি আপনি আসলে করে থাকেন কাজটা, সেটা যদি আপনি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। এটা কোনো ভুল দোষের কিছু নেই। তো এটা একটা। আর যেটা জি এ জি।
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। হুম। আচ্ছা, আচ্ছা। বাহ! তো এখন কিন্তু দেখা যায় যে জবের ক্ষেত্রে সিভিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আ জবের আপনি ইন্টারভিউ এর আগে কিন্তু আপনার সিভি টা পোস্ট করতে হয় এবং সেখান থেকেই কিন্তু first impression বলে একটা কথা থাকে। তো কোন টিপস কি দিবেন? এই যে first impression যেন আপনার সিভিটা দেখে, আ সেটা যে দেখবে, তার যেন নজরে কাড়ে এবং সে যেন আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকে। কিভাবে তৈরি করলে আ নিজেকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করা যায়?
হুম। হ্যাঁ অনেক। জি। একদম। জি। হুম। <chuckles> জি। জি, অবশ্যই। তো ইন্টারন্যাশনাল ফরম্যাটে আসলে সবসময় আ সিভি টা ১ পেজেই হয়ে থাকে। সুতরাং এইটাকে খুব বাড়িয়ে ২ পেজ বা ৩ পেজ করার করলে তখন আসলে সেটা বাদ পড়ে যেতে পারে। কারণ যারা আসলে recruiter যারা দেখে থাকে, তারা আসলে ১ পেজের গুলোতেই বেশি আম বলা যায় যে তারা জানে যে যারা প্রফেশনালি এটা মানে সাবমিট করবে তারা সবাই ১ পেজেই দিবে। এটাই আসলে বেশি খুব একটা মানে বলা যায় যে একটা নিয়ম যেটা গড়ে তুলেছে গড়ে উঠেছে বেশ কয়েক বছর ধরে। তারপরে হচ্ছে প্রথমেই আপনি আপনার এজুকেশনের পাশে আপনার সিজিপিএ টা যদি খুব ভালো থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন, হ্যাঁ? তারপর আপনি যদি কোন স্কলারশিপ পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনার আম সিভি তে আপনি অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু তারা সেটা দেখে বেশ বুঝবে যে আপনার কি ধরনের এক্সট্রা কিছু certifications থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আপনার Linkedin এর প্রোফাইলের যেই লিঙ্ক টা, সেটা অবশ্যই অ্যাড করতে পারেন। যদি সেটা অ্যাক্টিভ থাকে তাহলে তো অবশ্যই অ্যাড করবেন। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার ছবি, আপনার পোস্ট, আপনি কি ধরনের আপনি মানুষ, কি ধরনের জিনিসে আপনি লাইক দিচ্ছেন বা ফলো করছেন, এগুলো কিন্তু আসলে একটা hiring manager সেগুলো দেখে আসলে আপনাকে ভালোই আসলে বুঝতে পারে আপনার আ আসলে জি।
হুম। হুম। আচ্ছা। হুম। হু, হু। বাহ! হুম। আচ্ছা এই যে Linkedin প্রোফাইল এর কথা বললেন। আ সবার তো Linkedin প্রোফাইল থাকে না এবং এই Linkedin প্রোফাইল এর বিষয়টা কিন্তু অনেকটাই শোনা যায় যে আ এটা নাকি জব পেতে সাহায্য করে এবং Linkedin এ গেলে নাকি অনেক, অনেক জব এর অফার থাকে। তো এইটা কতটা গুরুত্বপূর্ণ? মানে আ Linkedin প্রোফাইল টা থাকা বা জব পেতে কতটা সাহায্য করতে পারে? এবং Linkedin এও কি সিভি আ তৈরি করতে হয়?
হুম। জি। হুম। হ্যাঁ। জি। জি। হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে আপনে LinkedIn এ যত তাড়াতাড়ি সম্ভব হয় আসলে স্টুডেন্টদের স্টুডেন্ট লাইফ থেকে শিক্ষার্থীদের আসলে এটা খুলে ফেলা উচিত। এবং যত উম পারে তত আসলে সেখানে ভালো অ্যাক্টিভ থেকে প্রফেশনাল লাইফ নিয়ে যতটুকু আরকি পোস্ট করা যায়, ততটুকু করা উচিত। যেমন ধরেন আম আপনি যেমন বললেন যে "সিভি এখানে আপলোড করতে হয় কিনা?", আপনি চাইলে করতে পারেন। তবে আপনার প্রোফাইলের ওয়ালটাই আপনার এক ধরনের সিভি, কারণ প্রথমেই আপনি ওখানে একটা আপনার 'অ্যাবাউট মি' টাইপের একটা জায়গা থাকে যেখানে আপনি একটা উম আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স কি? বা ছোট করে আপনি আপনার ব্যাপারে কিছু লিখলেন। সেটা থেকে আসলে ১, ২, ৩, ৪, ৫ লাইন একটা প্যারাগ্রাফেই বুঝে নেওয়া যায় যে আপনি এখন কী করছেন? আপনার কি এক্সপেরিয়েন্স আছে? কিসে আপনি ইচ্ছুক? এটা। তারপরে এডুকেশন এর ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কোথায় কোথায় পড়েছেন? কোন বছর থেকে কোন বছর? খুব চমৎকারভাবে দেখা যায়। আরেকটা আছে যেটা সেটা হচ্ছে আপনার কাজের স্কি মানে ইয়া উম এক্সপেরিয়েন্স- কোথায় কাজ করছেন এখন? আগে কত বছর কোথায় করেছেন? তো এটা কিন্তু একটা চমৎকারভাবে আপনার সি মানে resume টা যেরকম সিভি টা সেরকমই এক ধরনের এক আসলে ডিজিটাল আম বলা চলে যে ছবি সহকারে দেখ দেক দেখার একটা উপায়। তো প্ল্যাটফর্ম তো জি।
হুম। আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা হুম। আচ্ছা। হুম। আচ্ছা এই যে আ profile create এর বিষয় যেটা, যেটা বললেন LinkedIn এ। তো সেখানে আ নিশ্চয়ই মনে হয় ছবি প্রয়োজন হয়, হতে পারে বা information আ প্রয়োজন হতে পারে। তো আপনি যেটা বলছিলেন যে স্টুডেন্ট অবস্থা থেকেই কিন্তু আ LinkedIn একটা প্রোফাইল খোলা উচিত। তো সেক্ষেত্রে অ্যা ধরুন স্টুডেন্ট অবস্থায় তো অনেকেই যেটা করে যে পড়াশোনার জন্য অনেকেই আলাদা যে স্কিল থাকে সেগুলো কিন্তু ডেভেলপ করতে পারে না। তো ধরুন পড়াশোনার পরপরই যেন সে ভালো একটা চাকরি পেতে পারে। তার জন্য কি আ মানে fresher গুলো কি কোন সমস্যা সেখানে হয় বা সমস্যা নেই? আর skill developed করা কি উচিত, CV টা কে সুন্দরভাবে সাজানোর জন্য?
হুম। জি। হুম। জি। হুম। হুম। জি। হুম। উম জি। জি অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি যেরকম বললেন যে আসলে fresher রা কি করে থাকবে? সেক্ষেত্রে fresher রা যে volunteer কোনো work করছে, কাজ করছে, কোনো একটা ক্লাবের সাথে জড়িত আছে, সেগুলো নিয়ে তারা পোস্ট দিতে পারে student life এ। তখন কিন্তু দেখবেন যে তখন মাঝে, মাঝে এটা নিয়েও লিখতে পারে যে আসলে সে internship খুঁজছে এবং কেউ যদি তার নেটওয়ার্কের ভেতর থেকে থাকে যারা কিনা জানে কোথায়, কোথায় ভালো internship পেন হায়ার করছে, হ্যাঁ? recruit করছে, তখন কিন্তু তাদের সাথে connect করিয়ে দিলে সে কিন্তু আসলে তাদের সাথে মিটিং সেট করতে পারে যে আসলে, "আমি আম আপনার সাথে কথা বলতে একটু ইচ্ছুক, আপনার ক্যালেন্ডারে কি কিছু সময় আছে কিনা যেখানে আমি আপনার সাথে একটু কথা বলতে পারবো?", তখন কিন্তু তাকে আপনার নিজস্ব মানে journey -র কথা বলে তাকে জানিয়ে রাখতে পারেন যে, "এটা আমার CV, আমি আপনাকে পাঠাচ্ছি ইমেইল করে। আপনি প্লিজ সময় পেলে একটু দেখবেন।" এরকম আরকি। এরকম আসলে বহু হয়ে থাকে। আম অনেককে অনেকের সাথে connect করিয়ে দেয় যে, "আচ্ছা ঠিক আছে, আমার এক connection টা আসলে এখানে hire করছে, তুমি এখানে এপ্লাই করতে পারো", এরকম আসলে। তো এরকম দেখা যাচ্ছে যে জি।
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা এই যে CV -র আ যেই বিষয়টা বললেন, আপনি আরো একটা বিষয় বললেন সেটা হচ্ছে template এর কথা। আ আগের সময় কিন্তু কোন template ছিল না। তখন কিন্তু এই যে Microsoft WORD এ বলেন বা আ আ Microsoft দিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু CV তৈরি করা হত। তো আগের সময়ের যেই CV বা template এই দুটার মধ্যে কি আপনার কোন পার্থক্য মনে হয়? বা আ দুটা জব পাওয়ার জন্য কোন ধরনের ভূমিকা রাখতে পারে?
হুম। জি। হুম। জি। একদম, একদম। হুম। জি। আম আসলে এই যে template যেটা বললাম সেটা আসলে Microsoft WORD এও হতে পারে। অবশ্যই হতে পারে। আপনি সে Microsoft WORD এ জাস্ট কারো একজন একদম সুন্দরভাবে অলরেডি করে ফে করেছে হ্যাঁ? সিভি টা লিখেছে সেখানে বর্ডার কোথায় দেওয়া ত হবে? কোথায় আন্ডারলাইন হবে? কোথায় কি হবে সেগুলা অলরেডি একটা CV উম ধরেন create করা আছে, শুধু আপনি সেটা আপনাকে WORD হিসেবেই দেওয়া হয়েছে, আপনি আপনার জায়গায় আপানারটা বসিয়ে নিলেন। এটাই আসলে একটা template তো সেক্ষেত্রে জি, তখন আপনার আসলে কষ্ট হলো না যদি আপনার জানা না থাকে কোথায়, কীভাবে করে আন্ডারলাইন করতে হবে? কোথায় কোন bold ফ কোন লাইনটা bold হবে? কোন লাইনটা নরমাল ভাবে লিখবেন? কোন লাইনের সাইজ টা মানে থাকে না উম যে লেটারগুলো সেই লেটারগুলো কোন সাইজ এ হবে? এগুলো আসলে অলরেডি দেওয়া আছে। একটা ত দেখা যায় যে একটা demo format এ দেওয়া। এটাকেই template বলে। এটাই আপনি ধরেন আর কি আপনার ফরম্যাটে লিখে নিলেন। এরকম অনেক Canva তেও এখন পাবেন। তো Canva নামের যে ওয়েবসাইট রয়েছে। <clears throat>
হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। বাহ! খুব সুন্দরভাবেই কিন্তু আপনি বিষয়টা বুঝিয়ে বললেন যে আ কিভাবে template দিয়ে আ সুন্দর করে CV তৈরি করা যেতে পারে। তো অনেক সময় দেখবেন যে সিভি তৈরি করার পরেও আ অনেকেই কিন্তু confuse থাকে যে কোনটা রেখে কোন information টা সেখানে দিবে? কারণ একটা মানুষের কিন্তু অনেক রকম দেখা যায় যে স্কিল থাকে। তো কেউ যখন আ ধরুন এই যে IT sector এ application করতে যাবে, বা একই আ বিষয়ের ছাত্র কিন্তু বিভিন্ন দেখা যায় যে আ জব এর জন্য কিন্তু application করে। তো সেক্ষেত্রে ধরুন কেউ IT তে application করবে বা ইঞ্জিনিয়ারিং লাইনে application করবে। তো তার জন্য কি ধরুন তার যে আব আলাদা স্কিলস থাকে যে extra curriculum activities থাকে। তো সেগুলো কি তখন সেখানে দেয়া উচিত? জব পাওয়ার ক্ষেত্রে? নাকি সেগুলো বাদ দিয়ে IT related যেহেতু আমার experience আছে শুধু সেগুলো দিলেই হয়?
জি। জি। হুম। জি। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। জি। আসলে প্রথমত IT related job হলে IT related জিনিসগুলোই প্রথমত দেওয়া উচিত। কারন কেননা সেগুলোই আসলে প্রথমত দেখে থাকে একটা উপায় রয়েছে যে উম automated screening হ্যাঁ? তো সেটার কিন্তু মাধ্যমে যে কোম্পানি যার জন্য hire করছে, সেইভাবে screening টা করে থাকে। তো IT উম বিষয়ে যদি আপনি জব নিতে চান, এ সেক্ষেত্রে আপনার IT related সব স্কিল গুলো আগে দিবেন। তারপর যদি আপনার কাছে মনে হয় যে এক্সট্রা কিছু থাকে না যে Microsoft এর সবকিছু আপনি জানেন। এস এক্সেল, আ পাওয়ার পাওয়ার পয়েন্ট, হ্যাঁ? অও Microsoft WORD, ACCESS, এগুলো জানেন তখন সেগুলো অ্যাড করতে পারেন। কারণ এগুলো একটা জেনারেল একটা যেকোনো সাধারণ আ স্টুডেন্ট বা আম যারা চাকরিপ্রার্থী তারা কিন্তু আসলে এগুলা জানাটা খুব বেশ জরুরি। তো এই জিনিসগুলো আপনি এক এক্সট্রা এড করে দিতে পারেন। তবে তাছাড়া যে coding language এগুলো তো আগে দিতেই হবে।
হুম। হুম। হুম। আচ্ছা। বাহ! হুম। বেশ কিন্তু চমৎকার লাগলো। মানে এই যে adding এর বিষয় যেটা আপনি বললেন। তো আপনি বলছিলেন যে আপনি আ প্রথম যখন সিভি করেছিলেন বা আপনি সিভি টা সাবমিট করার পরে কোন ধরনের ফিডব্যাক পেয়েছিলেন? সেই এ্যা এক্সপেরিয়েন্স টা যদি এখন শেয়ার করেন।
জি। হু। জি। হু হুম। জি অবশ্যই। আসলে আমি যখন প্রথমে দেখাচ্ছিলাম যে আমার সম্পূর্ণ করার পরে তখন তো আসলে আমি রেডি যে আচ্ছা এখন আমি আ সিভি টা জমা দিব। তো তখন আসলে আমাকে বলেছিল যে তোমার যদি দুটো জব থাকে আমি আসলে একটা জবের এক্সপেরিয়েন্স দিয়েছিলাম, একটা একটু দিতে ইতস্তত বোধ করছিলাম। তো তখন আমাকে বলেছিল যে "না তোমার যেহেতু দুটো জব এক্সপেরিয়েন্স রয়েছে তুমি সেটা দাও। যখন তোমার অনেকগুলো জবে এক্সপেরিয়েন্স হয়ে যাবে। তখনই তুমি আসলে পুরনো একটা জবের এক্সপেরিয়েন্স তুমি বাদ দিতে পারো। কিন্তু এমন করো না, যে আস আছে না যে? একটা দিলে, একটা দিলে না। কেননা আ মানে একটু লজ্জা বোধ করছ এই পজিশন টাতে, এরকম করো না। কারণ স্টুডেন্ট লাইফ এ তো মানুষ কাজ করবেই।" মানে আমি আমার ক্যাশিয়ার এর দুটো ক্যাশিয়ার এর জব করেছিলাম। একটা দিয়েছিলাম, একটা দেইনি। তো সেক্ষেত্রে আর কি বলেছিল যে "না এটা দিতে হবে। সেক্ষেত্রে তুমি যে কাস্টমার সা মানে হ্যান্ডেল করতে পারো সেটা আসলে আ তোমার পরবর্তী জবে এটা দেখে এটা তোমাকে নিবে।" তো এরকমই একটা হয়েছিল যে আমি <scoffs> এটার জন্য আসলে পরে ছিলাম।
হুম। হুম। আচ্ছা। হু, হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। মানে বিষয়টা এমন আপনি যেই জবই করেছেন না কেন, আপনার যতটা এক্সপেরিয়েন্স আছে সেগুলো সব আ সিভি তে আ দেয়া উচিত। যাতে করে তারা বুঝতে পারে যে আপনি আলরেডি এক্সপেরিয়েন্স, আপনার হ্যান্ডলিং ক্যাপাবিলিটি কেমন?
জি। প্রথম, প্রথম। হ্যাঁ প্রথম, প্রথম। জি। প্রথম, প্রথম। পরে যখন আপনি অনেকগুলো ধরেন ৫ টা জব করলেন, অবশ্যই ৫ টা জব দিবেন না। শেষের ২ টো কিংবা ৩ টে, যেগুলো একটু রিলেটেড আপনার। কিন্তু যখন আমি প্রথম শুরু করছিলাম তখন আসলে দরকার <clicks tongue> ছিল।
হুম। বাহ! বেশ কিন্তু চমৎকারভাবে বললেন যে কিভাবে সুন্দর করে সিভি আপডেট করতে হয়? সিভি তে কোন, কোন বিষয় উল্লেখ রাখা হয়? বা কোন বিষয়গুলো দেখা হয়ে থাকে? তো ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
হু। জি আপনার সাথেও একটা চমৎকার সময় আড্ডা দিতে পেরে অনেক চমৎকার সময় কাটালাম। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।